জ্বি। এটাও ঠিক। আর আপনার কি কোন শারীরিক লক্ষণ আছে? মানে আপনি যখন সিদ্ধান্ত নিতে পারেন না তখন কি কোন শারীরিক পরিবর্তন লক্ষণ করেছেন আপনি?
হুম, হুম। জ্বি। আম শারীরিক পরিবর্তন হচ্ছে আমার অনেক টেনশন হয়। অনেক, অনেক টেনশন হয়। মাঝে মধ্যে আমার উম বুক ধড়ফড় করে, হাত পা কাঁপাকাঁপি শুরু হয়। আ তারপরে উম মানে মাথা ব্যথা শুরু হয়ে যায়। এরকম হঠাৎ অনেক গরম লাগা শুরু হয়। এরকম অতিরিক্ত টেনশন থেকে এরকম। ঘাম হয় এরকম আরকি। শারীরিক উম মানে হঠাৎ এইটা করে এটা হয়। আমি বুঝতে পারি না ১ম এ। তারপরে যখন ওদ ওই সময়টা পার হয়ে যায় পরে আমি বুঝি যে আচ্ছা। এইটা থেকে আমার হচ্ছে সে এরকম শারীরিক অবস্থা হয়েছে। জ্বি।
আচ্ছা। হুম। ও! হুম। হুম। আচ্ছা, আচ্ছা, হুম। এরকম আছে হুম।

আ কোন ধরনের আ বড়, বড়, সিদ্ধান্ত যেমন আমার কাজ বা উম কারো সাথে কোথাও বেড়াতে যাওয়া যেকোনো কিছুই করতে গেলে আমি আসলে সিদ্ধান্ত নিতে পারি না। তো এটাই আমার মানে জীবনে অনেক বড় ধরনের প্রভাব ফেলছে। যেমন আ যখন আমি বন্ধুদের সাথে কোথাও যেতে চাই তখন হচ্ছে সিদ্ধান্ত ধরেন বেড়াতে যাব কি যাব না যাব কি যাব না অনেক সময় যে যেতে পারি না। এই সিদ্ধান্তহীনতায় ভুগছি আর কি।
আচ্ছা। হুম। ওকে আচ্ছা, এটা কবে থেকে হচ্ছে আপনার?

আহ না আমি আসলে ওইভাবে প্রফেশনাল হেল্প নেওয়া নেওয়ার চিন্তা করিনি। আ কিন কিন্তু মানে আসলে এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে এটা আমার দৈনন্দিন কাজেও আসলে প্রভাব ফেলছে। আমি ধরেন কিছু একটা করব, ধরেন আমি আ উম আমার ঘুমানোর টাইম হয়ে গেছে বা আমার উম মানে আ আরেকটা কাজ জরুরি বাকি। এখন আমার প্রচন্ড ঘুমও পাচ্ছে। এখন আমি সিদ্ধান্তহীনতায় ভুগছি যে আমি একটু ঘুমিয়ে উঠি তারপর এই কাজটা করি। এরকম মনে হয়। আবার ওই কাজটা না করলেও দ যদি একটু দেরি হয় অনেক ক্ষতি হয়ে যেতে পারে এরকম। তো এই সিদ্ধান্তহীনতায় ভুগতে, ভুগতে, মানে এইটা স প্রতিনিয়তই হচ্ছে আমার। তো আমার হচ্ছে এর জন্যে ভালো ভাবে ঘুম হয় না। এমনই প্রভাব ফেলেছে যে আমি চিন্তা করি সারাক্ষণ মন খারাপ থাকে। তো অনেক ধরনের আ খারাপ প্রভাবই আমার উপর পড়ছে আরকি। এইটার জন্যে।
উম উম ঘুম আসছে। আচ্ছা, আচ্ছা। হুম। হুম বুঝতে পেরেছি। আসলে এইটা কঠিন একটা সময় হত হত যাচ্ছে আপনার জন্যে। আপনার আ এমনিতে কি ঘুম ঠিক মত হয়? মানে রাতে আপনি আ টাইমলি ঘুমাতে পারেন কিনা বা সকালে টাইমলি ঘুম থেকে উঠতে পারেন কিনা বা ঘুম থেকে উঠার পরে আপনার কেমন লাগে?
জ্বি। জ্বী। আ ঘুম, ঘুমের সমস্যা হয় না। ঘুমটা আমি ভালোই ঘুমাই। কিন্তু মানে সেটা রাতের ঘুম আরকি। এমনিতে দিনের বেলা ধরেন আমি সবসময়ই একটা টেনশন এ থাকি। আ কোন কাজটা উম কখন করলে ভালো হয় বা কিভাবে করলে ভালো হয়। এরকম একটা সবসময় আমি মানে এখন আর গুছিয়ে উম কোন কিছু করতে পারি না। করলেই করতে যে করতে যেতে চাইলেই আমার হচ্ছে এরকম আমি সিদ্ধান্ত নিতে আমার প সমস্যা হয় আরকি।
আচ্ছা। হুম। ও। উম
অ্যা হ্যা তো এটা দেখা যায় যে ও টেনশন হয় মাঝে মধ্যে আমার অনেক উম হাত, পা কাঁপাকাঁপি শ্বাস নিতে সমস্যা এরকম দেখা যায় যে, আমি বুঝতে পারছি না যে আমার কোনটা আগে করলে আমার জন্য ভালো হবে, কোনটা জরুরি। হ্যাঁ, এটা আমি একদমই বুঝতে পারছি না। আমাকে আরেকজনকে গিয়ে জিজ্ঞেস করতে হচ্ছে যে, "আমাকে বলো আমি কোনটা করলে ভালো হয়?" তো এটা তো আসলে সমস্যা না। কারণ সবসময় তার সবার থেকে মানে এরকম পরামর্শ নেয়া যায় না। নিজের উম জ্যা সিদ্ধান্ত তো অনেক সময় নিজেকেই নিতে হয়।
বুঝতে পেরেছি ব্যাপারটা। হুম। হু। হুম। হু। হুম।